আগের সময়ে কী হতো? যারা যে যারা বিদেশে চলে যেত আত্মীয়-স্বজন বা পা কাছের মানুষ, তখন কী হতো? আপনার মনে করেন যে চিঠি আদান-প্রদান করতো। ওই চিঠি যেতে আপনার মনে করেন প মাসখানেক কয়েক মাস লাগতো। দেখা-সাক্ষাৎ হতো না। আদৌ কি আ দেখা-সাক্ষাৎ হতো বছরে ৩ বার কি ৪ বছর অন্তর, অন্তর ১ বার দেখা-সাক্ষাৎ হতো। খোঁজ খবর ঠিকভাবে নেওয়া যেত না। তো এখন কিন্তু আপনি easily খুব সহজেই এমনকি video call ও করতে পারছেন। তাদের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারছেন, এমনকি কথা বলতে পারতেছেন। অ্যা মানে একই সময়ে।
চি জি। হ্যাঁ। হুম। একদম। এক হুম, হুম। ঠিক ব আম
ঠিক আছে? তো আপনার কোন কিছুর কিছুর জন্য অপেক্ষা করতে হইতে হচ্ছে না।
বলল হচ্ছে আই TNT ফোন ছিল। হ্যাঁ? তো আমাদের আ বাবার বাসায় কিন্তু TNT available ছিল না। তো আমাদের colony-তে আ একটা ফোন ছিল। আ সেটা হচ্ছে এক আ দারোয়ানের যে room, সেই room-এ ছিল। তো দেখা যেত যে সবাইকে ওই number দেওয়া হত যে যদি কারো কোন প্রয়োজন হয় তাহলে ওই number-এ phone করবা। তো আমাদের আ ধরেন যে আ আত্মীয় phone দিত বা আমার আব্বু যদি office থেকে phone দিত, তো দারোয়ান হচ্ছে নিচ থেকে ডাক দিত আমাদেরকে যে, "আপনাদের এই আ বাসা number এতো, আপনাদের phone এসেছে।" তখন দেখা যেত আ line-এ যে তাকেও তাকেও বেশ কিছু সময় অপেক্ষা করতে হত। তারপর আমরা যেতাম, যেয়ে বলতাম। তো এই যে একটা আ দীর্ঘ একটা অপেক্ষা বা একটা ভোগান্তির কথা যদি বলি সেটা কিন্তু smartphone-এর আসার পরে কিন্তু কমে গিয়েছে।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। smartphone আসার পরে কমে গিয়েছে সেটাই বলতেছিলাম আরকি। আপনি মনে করেন খুব সহজে যোগাযোগ করতে পারতেছেন। আপনার দূরবর্তী কাছের মানুষ যারা দূরে থাকে, আপনার হচ্ছে যে আ video call, আ message আ তারপর হচ্ছে কলে কথা বলা যেটাই এ আপনার খুব easy করে দিয়েছে। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আরা আরকি আমাদেরকে আ অনেক সহজ করে দিয়েছে। কিন্তু আ কিছু, কিছু জায়গায় আমাদেরকে আবার আ অনেক অসুবিধা তৈরি করেছে এবং জটিলও করেছে। যেমন জিনিসটা যদি বলি, আমাদের সম্পর্কে যে কাছের মানুষদের সাথে যে attachment টা না? ওই attachment টা কিন্তু আবার আগের মত নেই। কি মনে করেন আপনি?
জি। এক হুম, হুম। একদম ঠিক বলেছেন। দেখা গেল যে এই যে বন্ধের দিন চলছে, তো আমরা কিন্তু চাইলে পরিবারের সদস্যরা কোথাও ঘুরে আসতে পারি বা একসাথে বসে আ সময় পার করতে পারি। কিন্তু আমরা কিন্তু সেটা করছি না। দেখা যাচ্ছে যে, যে যার, যার phone নিয়ে আ আ ব্যস্ত। আ কেউ movie দেখছে, কেউ সংবাদ দেখছে, কেউ আ games খেলছে। যেমন ধরেন যে আগে কিন্তু বাবা-মারা আমাদেরকে বকা দিত যে "তোমরা সারাক্ষণ phone-এর ভিতর আ কি করো? এত phone কেন চালাচ্ছ?" এখন কিন্তু সেই বাবা-মারাও কিন্তু phone-এর আ প্রতি অনেক বেশি addicted হয়ে গিয়েছে। হ্যাঁ? দেখা গেল যে রাত আগে কিন্তু আমাদের আম আমাদের বেলায় যেটা হত রাতে আ ১০:০০-১১:০০ র পরে কিন্তু phone চালানোটা একদমই খারাপ চোখে দেখত তারা। কিন্তু এখন যদি ধরেন যে আমার মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছে, আমি একটু washroom-এ যাচ্ছি। দেখলাম যে আমার বাবার phone থেকে আ শব্দ ভেসে আসছে বা সে দেখছি বসে, বসে news দেখছে বা আমার মা গান শুনছে। তখন কিন্তু আসলে আ তাদেরকে আমরা বলতে পারি না যে "দেখো, তোমরা এখন কেন এরকম করছো?" <chuckles>
জি। হ্যাঁ। addicted হ্যাঁ। হ্যাঁ। জি।

হ্যাঁ, এই যে আমাদের emotion অনেকটাই নষ্ট হয়ে যায় তার কারণে। যে আ এখন তো phone-এই কথা বলা যায় আর দেখা করলেই বা কি হবে? আবার অনেক সময় দেখা হলেও দেখা যায় smartphone নিয়েই ব্যস্ত। আ scrolling করছি বা ছবি তুলছি। কেউ কাউ কেউ কারো সাথে ঠিকমতো কথা বলছি না বা কারো খোঁজখবর নিচ্ছি না। আ এটার কারণে আমাদের emotion-এও কিন্তু অনেকটাই effect পড়েছে। তো যে এই যে smartphone নিয়ে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ একটা সুন্দর একটা আলোচনা করলাম, তা আমার বেশ ভালো লেগেছে।
যেটা আমাদের। হ্যাঁ। অ হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আপনি অনেক খুব সুন্দর, সুন্দর কথা বলেন। আপনার কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। আ আ অনেক সুন্দর একটা topic নিয়ে আলোচনা করেছেন। আ অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আবারও কথা হবে। আ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আ ধন্যবাদ। শুভ দুপুর।
জি। জি, আপনি অনেক ভালো থাকবেন আপনার দিনটি ভালো থাকুক। আপনার জন্য শুভকামনা।